একদম। জ্বি একেবারে আপনার সঙ্গে একমত। তার মানে হচ্ছে যে আমরা যে মশলা কিংবা তেল আ অতিরিক্ত চর্বিদার যে খাবারগুলো বাইরে এটাকে আবার আ বাইরে খাচ্ছি, রেস্টুরেন্টে খাচ্ছি সেটা যেন আমরা পরিহার করতে পারি। সুতরাং আ বাড়ির চেয়ে রেস্টুরেন্ট একেবারেই আমাদের বাদ দেয়ার হয়তো কোন সুযোগ নেই। তবে বাড়ি হচ্ছে বেস্ট। আপনার কি মনে হয়?
হুম, হুম। হুম। <smacks lips> বাড়িই বেস্ট আমারও মনে হয় বাড়িই বেস্ট। আমি হচ্ছে অভিজ্ঞতা অর্জন করে নিয়ে আসবো। টেস্ট আ এবং ডিশ ট্রাই করে বাসায় নিয়ে আসব। এবং সেটা modify করে কিভাবে Healthy way তে খাওয়া যায় আমি সবসময় সেই চেষ্টা করি।
হুম, হুম। বাহ! চমৎকার আপনার আ অ অভিজ্ঞতা এবং আপনার আ যে চিন্তা আমার কাছে অত্যন্ত অ ভালো লাগলো। এবং আশা করছি সেটি আমার লাইফেও এও আমি এপ্লাই করব, আগামীতে।
হুম। হ্যাঁ আপনি চেষ্টা করলেও আপনার বার্থডে ট্রিট টা কিন্তু আপনি হোম মেড ফুড দিয়েই করতে পারেন। আপনার বন্ধুদের জন্য কিন্তু ট্রিট রাখতে পারেন।

আচ্ছা, তার মানে হচ্ছে আমরা যদি কোন আ বা আ ভালো healthy কোনো একটা রেস্টুরেন্ট select করি, ওখানে যদি আমরা হচ্ছে খাবার খেতে যাই এবং উম healthy foods পাই, তাহলে সেটা আমাদের ভালো অভিজ্ঞতা তৈরি করে। তাই তো?
উ উম অবশ্যই এবং সেটি আমাদের আগামীর জন্য গল্প হয়ে দাঁড়ায়। আম আগামী স্মৃতি হয়ে দাঁড়ায়। আমরা স্মৃতিচারণ করি ,আবার সেটিকে ধরি। সুতরাং সেটির সঙ্গে আমি একেবারে আ সেটিকে ফালায় দিয়ে আমি শুধু পারিবারিক খাবার খাবো। তাহলে আমি আমি সেখানে আমার একটু দ্বিমত আছে। আপনার বেলায় কি? আ আমি সেটি জানি না। তবে আমার ক্ষেত্রে সেটি একটি দ্বিমত রয়ে যায়।
হুম। হ্যাঁ।